আচ্ছা, আচ্ছা বেশ। এক কথায় ম মানে, 'সব ভালো যার শেষ ভালো এয যার' আরকি এ্যা বিষয়টা। তো উম বেশ উ মানে আপনাদের ক্ষেত্রে অ্যাঁ বিষয়টা ভালো মতনই গিয়েছে এক কথায় একটা অ্যা পরিণতিটা বা একদম শেষেমেশ ফলাফলটা ভালো ছিল আরকি, জানতে পেরে বেশ ভালো লাগলো। এই দেখা যায় কি যে এরকম মানে আমাদের সমাজে কিন্তু অনেক রকম এরকম ঘটনা ঘটে; যে দেখা যায় অ্যা কী বলে, এরকম অনেক ধরনের ইস্যু আসে যেখানে দেখা যায়, একটা অ্যা দুর্নীতি হচ্ছে বা দেখা যায় যে আ কোনো একটা অন্যায় হচ্ছে। তো দেখা যায় কি এরকম অনেক সময় সাহসী মানুষের কিন্তু একটা অভাব থাকে যে, দেখা যায় কি, সবাই নিজে একটা আম এ নিজেকে নিয়ে ভাবে বা একটা ভয়ের মধ্যে থাকে বা এক একেকজন পরিবার নিয়ে ভাবে; যে জিনিসটা করলে হয়তোবা তার পরিবারের ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে আগাতে চায় না। কিন্তু ওই যে আপনার মধ্যে যে একটা এ মানে প্রতিরোধ গড়ে তোলার একটা ইয়া আছে বা এক কথায় সাহসী যে একটা মনোবল আছে, এটা কিন্তু খুব ভালো মতন প্রকাশ হলো। তো আচ্ছা আপনার কাছে যদি আরেকটা জিনিস একটু জানতে চাই যে দেখা যায় কি যে, এরকম অনেকেই মানে এরকম আপনার মতন যে একটু সাহসী, আ কিছু করতে চায় বা বা সাহসী মানে বড়ো কিছু করতে চায়; তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে, লোক জড়ো করা বা একটু মা মানুষের মধ্যে যে একটা একত্রিত করা; এটা কিন্তু অনেক মানে অনেকে করতে পারেনা। তো সেই ক্ষেত্রে আ মানে আপনি যদি একটা উপদেশ দিতেন আরকি যে, কীভাবে আরকি মানে কোনো একটা সাহসী কাজ এ কেউ করতে পারে আরকি একা বা মানুষদের নিয়ে? যদি একটু বলতেন ছোট করে।
একদম। হুম। জ্বী। হুম, হুম। আচ্ছা। আসলে যেকোনো বিষয়ে ধরেন যেই জায়গাটাতে আসলে আপনার আ অন্যায় হচ্ছে, হ্যাঁ? বা হচ্ছিলো গিয়ে অন্যায়ের সম্মুখীন হচ্ছেন এবং যেখানে আসলে আমাদের যে ন্যায্য প্রাপ্যটা, সেখানে আসলে বাধাপ্রাপ্য হচ্ছি। মানে কোনো একটা কারণেই তো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে বিষয়টার সম্পর্কে যথাযথ জ্ঞান নিয়ে এবং যথাযথ প্রমাণ নিয়ে যদি আসলে যুক্তিযুক্তভাবে কথা বলা যায়, তাহলে আসলে মানে আসলে এখানে ক্ষেত্র এই ক্ষেত্রে দেখা যায় কি সাহসটা আসলে মু মূলত প্রয়োজন পড়ে। তো সাহসটা থাকতে হবে। এবং সৎ কথা বলার জন্য মানে থাকে না যে, ওই সাহসটা এবং ওই শক্তিটা দরকার মনের ভেতর থেকে। তো ওই সাহসটা নিয়ে কথা বললে, বিষয়গুলো কিন্তু আসলেই মানে সমাধান করা সম্ভব। এবং সেটা যত বাধাই আসুক না কেনো? কারণ আপনি আপনার নিজের সাথে সৎ থাকবেন তো আপনি আপনার অ্যা পরিবারের সাথে, সমাজের সাথে সৎ থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। <chuckles> জ্বী, জ্বী। একদম, একদম। জি, জি, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে সমাধান করা সম্ভব। জ্বী, জ্বী। খুব সুন্দর মতন বললেন।